আসলে সত্যি কথা বলতে, যখন যদি ভারসাম্যর কথায় আনেন বা, হচ্ছে মানে আ কোনটা ই আসে? তো আমি ১ম এ চেষ্টা করেছি আ মানে সু ১ম এ যখন আসলে আমি এটা বুঝতেই পারিনি যে আমি আসলে কাজের ভিতর এতটাই ডুবে যাচ্ছি যে আমি আ সবকিছু আসলে ত উপলব্ধিই করতে পারিনি একদমই তাই। আ যে আমি আসলে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে আমার থেকে বা আমি আসলে বন্ধুদের ওইভাবে সময় দিতে পারছি না চাইলেও। তো পরবর্তীতে উম আমি আ মানে চেষ্টা করলাম যে না এখন আসলে করতে হবে বা যাই হোক না কেন সময় দিতে হবে। ইয়া সম্পর্কগুলা আগে ঠিক করতে হবে। কারণ দিন শেষে আসলে এই সম্পর্ক নিয়েই তো মানুষ বাঁচে বা, এই সম্পর্কর জন্যই তো আ আমাদের আসলে থাকা হয়। আর বিশেষ করে যখন আমার আ ফ্রেন্ড আসলে আমাকে একদিন কল দিয়ে বললো যে, "তুই কি এতটাই ব্যস্ত থাকিস যে আ একটুও কথাও বলতে পারিস না বা একটু, নিজে একটু আ মানে আ কলও দিতে পারিস না?" তখনই আসলে আমার কাছে আ মানে প ১ম মনে হলো যে, না, আসলে আ এটা তো ঠিকই বলছে বা, আমা কাজের বাইরেও একটা জীবন আছে বা আমাকে আসলে ওই সময়টা তো আসলে নিজের ভিতরেই গে রাখতে হবে বা আ নিজে থেকেই আসলে ওই সময়টাকে বের করে নিতে হবে। তো
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে উপলব্ধিই করতে পারেন নাই ১ম এ। যে সময় দিতে হবে। যে সম্পর্কগুলো ঠিক করতে হবে। হুম, হুম, হুম। আসলেই। যে কাউকে সময় দিতে পারছে না। জ্বী, জ্বী, জ্বী। আ কাজের বাইরেও একটা জীবন আছে। জ্বী, জ্বী। আচ্ছা। এই, এই কথাটা শোনার পরে আপনার কাছে ১ম মানে ১ম তো উপলব্ধি হলো যে এখন আসলে অনেক বেশি কাজ করছেন। তো আপনার এই খারাপ লাগা থেকে শুরু করে মানে কিভাবে পরিবর্তনগুলা এনেছিলেন? ১ম এ কি করেছিলেন?
১ম এ আসলে আমি আ চেষ্টা করেছি যে, আব যদি যেদিন আসলে ছুটির দিনগুলো আছে, সেদিন একটু আ তাদের খোঁজখবর নেওয়া বা আ যতটুকু একটু সময় পাই না কেন, সেই কা সময়টুকুতে আসলে আ যোগাযোগটা আসলে মেইনলি সোশ্যাল মিডিয়া খে আ মানে দো বদলতেই বলা যায়। তার মাধ্যমেই হয়েছে যে, ওইভাবে আসলে রাখার চেষ্টা করেছি বা ওইভাবে আসলে আ দেখেছি যে না আ বু তাদের সাথে একটু কথা বলি বা মান আ যখনই আসলে একটু সময় পেতাম, তাদের সাথে একটু কথা বলতাম, আড্ডা দিতাম হ্যাঁ, সময়টা তাদেরকে আসলে বেশিরভাগ দেওয়া হতো। তো ওইক্ষেত্রে আস্তে, আস্তে দেখা গেল যে, আমি আ মানে তারাও আসলে আবার সেই, ই করতো। কারণ ১ম দিকে তো আমার আ যে বেস্টফ্রেন্ড সে তো আমার মানে রাগ করে আমার সাথে কথাই বলা বন্ধ করে দিয়েছে হ্যাঁ, কথা, কথা বলাই বন্ধ করে দিয়েছে যে এত কেন ব্যস্ত থাকি যে আমি আ তাকে আসলে খক খোঁজ খবর সময় দিতে পারছি না। একদমই তাই। তো এই জিনিসটা পরবর্তীতে যখন আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছে যে না, আসলে সে তো ঠিকই বলছে। কারণ এ আ সে আসলে আ আমাকে অ কনটেন হ্যাঁ, আ সেই আমাকে শুধু ম্যাসেজ করে যাচ্ছে। আমি তাকে আসলে কোন আ খোঁজখবর রাখছি না। জিনিসটা তো আসলে ঠিক না বা এটা তো আসলে উচিতও না।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। যে যোগাযোগকে বজায় রাখা। হুম। আচ্ছা, আচ্ছা। দিয়ে দেকবো। তখন তাদেরকে দিতেন। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। কথা বলাই বন্ধ করে দিয়েছিল? আল্লাহ! যে কাউকে তাকে সময়ই দিতে পারছেন না। আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, আপনার সময় দিতে হবে তাকে। জ্বী। আসলেই। অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি, কি পরিবর্তনগুলা ১ম এ এনেছিলেন? আপনি কি মানে আ কিভাবে সময়গুলোকে আসলে তাদের সাথে অতিবাহিত করছেন? আপনি তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন? যে আ তাদের সাথে দেখা যাচ্ছে যে মাঝে, মাঝে একটু, একটু কথা হচ্ছে। কিন্তু তাদের সাথে কি আলাদা কোথাও ঘুরতে যাচ্ছেন বা, কা তাদের সাথে সপ্তাহে ১ দিন দেখা করছেন, এমন কিছু কি করেছে?